না, এটা আসলে একটু অ্যা মানে আপনি যেটা, হয়তোবা বুঝাতে চাইছেন যে মানসিক কোন ধরনের চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কিনা। হ্যাঁ, তখন অফিসে একটু অ্যা long working hours maintain করতে হতো। দেখা গেছে যে, আমি যেহেতু মার্কেটিং এ কাজ করতাম, আমি তো আল্টিমেটলি ব্যা ব্র্যান্ড এর হর্তাকর্তা। সো দেখা গেছে যে বিভিন্ন ফাংশন এর সাথে যে এক ধরনের coordination supply chain department আছে, 'প্রোডাকশন ডিপার্টমেন্ট' আছে তারপরে 'maintenance department' আছে। কারণ ওই প্রোডাক্ট টা লঞ্চ করতে গিয়ে দেখা গেছে যে আমাদেরকে নতুন করে কিছু মেশিনারিস আনতে হয়েছে, নতুন করে কিছু র ম্যাটেরিয়াল আনতে হয়েছে, প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো নতুন ছিল। তারপরে কমিনিকি
আচ্ছা জ্বী। অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী অবশ্যই। বাচ্ছা। নে এইগুলো কি সব আপনার আ আপনার নিয়ন্ত্রণ ছিল পুরাটা?
হ্যাঁ। আমি আসলে project coordinator ছিলাম। প্রজেক্ট লিড দিচ্ছিলাম আমি। বাট আমার সাথে, সাথে, ধরুন পুরো একটা ক্রস ফাংশনাল পুরো organization এর অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, ফাইনান্স এর ডিপার্টমেন্ট এর লোকজন ছিল, প্রোডাকশন এর লোকজন ছিল, process and technology র অ্যা ডিপার্টমেন্ট এর লোকজন ছিল। কারণ একেক জনের দায়িত্ব তো আসলে একেক রকম হয়। কিন্তু কাউকে না কাউকে লিড দিতে হয়। তো ওইটা ওদিক থেকে মার্কেটিং টিমটাই সাধারণত প্রোডাক্ট এর ক্ষেত্রে ল অ্যা লিড দিয়ে থাকে। তো ওই ক্ষেত্রে আমি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে যেহেতু ছিলাম। তো আমি ওই প্রজেক্টটা লিড করছিলাম।
জ্বি। আচ্ছা, আচ্ছা। জ্বী। একেক রকম থাকে, ঠিকই। চমৎকার! জ্বী অবশ্যই। আচ রিরি আপনার কথা শুনে তো বোঝা যাচ্ছে, আপনি আসলে বেশ এটা নিয়ে মনে হয়, মজা পেয়েছিলেন এবং খুব অনুভূতি আছে এটার সাথে। তা আমি চমৎকার!
না, না, খুবই এক্সাইটমেন্ট, মানে এটা একটা প্যাশনেট প প্রজেক্ট এর মতন।
হ্যাঁ, যেমনটা উল্লেখ করেছেন যে এটা আপনার প্যাশন ছিল। তো এটা তো আসলে বোঝাই যাচ্ছে আপনার কথা শুনে, আপনার এটাতে খুব উপলব্ধি আছে এবং অভিজ্ঞতা আছে। তো আমি আপনার কাছে একটু সংক্ষিপতে জানতে চাই যে, আসলে অ্যা আপনি যে ব্র্যান্ড মিও প্রমোশন করছেন। তো আসলে প্রোডাক্ট টা বা প্রজেক্ট টা আসলেও কি ছিল? আর কি সমস্যার সমাধান হ মানে সম্মুখীন হতে হয়েছিল এই, এই পুরাটা সময়ে?

না, এটা আমাদের ক্ষেত্রে আসলে খুব একটা মানে করার স্কোপটা, আসলে ছিল না। কারণটা হচ্ছে যে, যেহেতু আমরা একটা বহুজাতিক কোম্পানি, আ তো আমরা সেক্ষেত্রে কনজিউমার এর কাছে, মানসম্মত প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য, আমাদের দায়বদ্ধতা রয়েছে। হ্যাঁ? তো, আমরা সেক্ষেত্রে ধরেন, আমরা ওই চেষ্টাটাই আসলে কখনো করিনি। যদি কোন কারণে ধরেন, গভর্নমেন্টের
জ্বী, জ্বী। অবশ্যই। না, আমি আসলেও একটু আপনাকে যদি বলি, মানে আমি আ আপনাদের, আপনের কোম্পানি টা তো অবশ্যই, বোঝাই যাচ্ছে। আপনারা মানুষকে ভালো জিনিসই দিতে চেয়েছেন। আমি যেটা জানতে চেয়েছি, সেটা হচ্ছে যে, কিছু মানুষ থাকে না? যে, আ বলে যে, তাদেরটা খুব ভালো হ্যাঁ, হ্যাঁ। তো ওদের ব্যাপারে, মন্তব্যটা কি দিবেন?
হুম। হুম। অসাধু কিছু কর্মকর্তারা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটা আসলে করাটা উচিত না। কারণ, আল্টিমেটলি আপনার এই প্রোডাক্ট টা আসলে কারা খাচ্ছে? সেটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। হতে পারে যে, আপনার প্রোডাক্ট টা হয়তোবা শিশু জাতীয় প্র ম দ্রব্য। তো শিশু জাতীয় খাবার একটা যখন আপনি মার্কেটে দিচ্ছেন, বাচ্চারা কিন্তু সেটা দেখে খাবে। বাচ্চারা, যদি আপনি সেই প্রোডাক্ট টা যদি প্রপারলি কোয়ালিটি টা এনশিওর না করেন, তারা অসুস্থ হয়ে আম তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এবং দেখাই তো যাচ্ছে, আজকাল আমাদের দেশে বিভিন্ন ধরনের ভেজাল বিরোধী কর্মসূচি, এগুলো কেন হচ্ছে? কারণ ওই ভেজাল থেকে যেন আমরা আসলে দূরে থাকতে পারি। তো, আমি সেটা সবাইকে উদ্দেশ্য করে ওই কথাটাই বলতে চাবো। উম যে, খাদ্যের ব্যাপারে অন্তত, এই টাইপের জিনিসপত্রগুলোকে এভয়েড করা। সব ক্ষেত্রেই এভয়েড করা উচিত। তবে খাদ্যের ব্যাপারটা আসলে অনেক বেশি সেনসিটিভ, কারণ আপনার হিউমেন কনজাম্পশন হয়ে যাচ্ছে। আপনার শরীরের ভিতরে একদম ডিরেক্টলি জিনিসটা ঢুকে যাচ্ছে। যদি এটা ভার দেয়, মানে প্রপারলি মান নিয়ন্ত্রণ করা না থাকে, বা দ কোন ধরনের ভেজাল মিশ্রিত থাকে, তাহলে কিন্তু শরীরে সেটা একদম মিশে গিয়ে, ডাইরেক্ট কোন আপনার রিঅ্যাকশন, দিয়ে দিতে পারে। এবং এটা কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে, আমাদের অবশ্যই একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, বলবো।
অবশ্যই। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী। এইটা ঠিক। চমৎকার বলেছেন। একদম। বিশেষ করে জ্বী, জ্বী। একদম, ঠিক বলেছেন। জ্বী, জ্বী। অবশ্যই। এইটা কিন্তু চমৎকার বলেছেন। না। আর আর আর অবশ্যই, অবশ্যই। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে, আপনারা যেমন সচেতন এবং আপনারা যতটা মানে, এই প্রজেক্টটি নিয়ে আপনারা যতটা, মানে, বুঝাই যাচ্ছে যে, আকর্ষণ নিয়ে কাজ করেছেন, অনেক ক্ষেত্রে এটা দেখা যায় না। আর, আপনাকে কিন্তু বেশ প্রশংসার আপনার দাবিদার যে, আপনি এতটা বড় একটা কাজ, আনন্দের সহিতে করেছেন। যেখানে মানুষ হিমশিম খেয়ে যায় সেখানে, আপনি আনন্দের সহকারে কাজটি করেছেন এবং আপনার অভিজ্ঞতাগুলো জানতে পেরে, আসলেই কিন্তু চমকে গেলাম যে, আ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তারা কাজ করতে চাচ্ছে না। "আচ্ছা ঠিক আছে, একটা দায়িত্ব পড়েছে, কোন রকম করে ফেলি।" বাট না আপনি, শুরু থেকে শেষ পর্যন্ত আ এটার সফলতা দেখেছেন এবং প্রত্যেকটা আপনার সফলতাটা আমার সঙ্গে বলেছেন। তো, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ, আপনার এই কথাটা বলার জন্য। তাও ভালো থাকবেন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্যাশন এর জায়গা।

বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। কারণ হচ্ছে আপনি যেভাবে বর্ণনা করছেন যে আসলে প্রজেক্ট এর মধ্যে দেখা যাচ্ছে যে, অনেকগুলাই ধাপ কিন্তু আপনার পেরিয়ে আসতে হয়েছে। যেটার মধ্যে যেমনটি বলেছেন অ্যা ১ টা ক্রিকেটারকে ও আনা হয়েছিল। তো সবকিছু মিলিয়ে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আসলে মানে শেষমেষ ফলটা কি ছিল? মানে যেমনটা চেয়েছিলেন, মানে একটা আছে না যে মাপার যেকোন নাম্বার বা উম ব্যবহারকৃত প্রতিক্রিয়া বা সামাজিক প্রভাব এগুলা কি, কি ছিল যদি একটু বলতেন?
হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, অবশ্যই। হুম। দেখুন অ্যা যেকোনো প্রোডাক্ট আসলে লঞ্চ করা, তারপর প্রোডাক্টের পারফরম্যান্স টা আসলে মেজার করা হয় যে, প্রোডাক্ট টা আসলে কনসিউমার এর কাছে কতটুকু অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, ফাইনাল কনসিউমার ধরেন আমি আপনি শেষ পর্যন্ত আসলে প্রোডাক্ট টা কতটুকু খেতে চাই, পছন্দ করি, আদও আমরা প্রোডাক্ট টা মার্কেটে খুঁজি কিনা এটার মধ্যেই আসলে ডিপেন্ড করে। তো এরকম কিছু কেপিআই আসলে আমাদের অনেক আগের থেকেই সিলেক্ট করা ছিল এবং আমি প্রশ্নটা শুনে আপনার যে প্রশ্নটা আপনি করলেন যখন তখন আমি এনসার দেওয়ার জন্য আসলে মুখিয়ে ছিলাম যে আসলে আপনি কখনোই প্রশ্নটা করবেন। কারণ এটা বলতে আমি আসলে এক ধরনের গর্ববোধ করি। মানে দেখা গেছে যে আমাদের ওই যে ৬ মাসের যে পরিশ্রমটা ছিল ওইটার সার্থকতাটা আসলে আরো ৩ মাস পরে মানে একটা প প্রোডাক্ট এর তো আসলে পারফরম্যান্স মেজার করার জন্য মিনিমাম ৩ মাস আসলে আপনাকে একটু সময় দিতেই হবে। তো আমরা যখন ওই পর্যালোচনাটা গুলো করছিলাম তখন আমরা দেখছিলাম বিভিন্ন ডেটা এনালাইসিস করে যে, এই প্রোডাক্ট টা যথেষ্ট মার্কেটে ভালো রেসপন্স পেয়েছিল। কনসিউমার এটাকে আসলে খুব ভালো করে অ্যাকসেপ্ট করেছিল। এবং এটার সেলও যথেষ্ট ছিল। কোম্পানির লাভের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও এটা বেশ ভালো একটা রেসাল্ট কোম্পানিকে দিচ্ছিল। তো ওইটা এই কারণেই আরকি সবচাইতে ওই যে বলছিলাম না যে, আমার সবচাইতে বড় একটা প্যাশনেট মানে প্যাশনেট একটা প্রজেক্ট ছিল। যে এটার মানে সাকসেস টা দেখতে পারাটা আসলে আমার জন্য খুবই আনন্দদায়ক একটা ব্যাপার ছিল। কারণ একদম শুরুর থেকে এটার মধ্যে আমি ইনভল্ভ ছিলাম। ১ বছরের একটা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা গেছি। প্রত্যেকটাই, মানে এটা আমি শুধু প্রজেক্ট লিড দিয়েছি বলে এমন না। আমাদের অর্গানাইজেশন এর প্রত্যেকটা লোক, প্রত্যেকটা কর্মী যেভাবে করে যারাই ডিরেক্টলি সবারই আসলে কৃতজ্ঞতা সবার প্রতি আমার এক ধরনের কৃতজ্ঞতা আছে এবং সবাই আসলে যথেষ্ট পরিশ্রম করেছেন এই প্রজেক্ট টাকে সাকসেসফুল করার ক্ষেত্রে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। ও! হো, হো, হো, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, না, অবশ্যই। জ্বী, জ্বী। অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী। আচ্ছা। চমৎকার। জ্বী, জ্বী, অবশ্যই। জ্বী। জ্বী, জ্বী, একদম। অবশ্যই। কারণ হচ্ছে অ্যা একটা কাজ সম্পন্ন করতে হলে তো দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষেরই দেখা যাচ্ছে, এ কাজ এবং কর্ম হ্যাঁ, সবকিছু মিলিয়েই কিন্তু একটা বড় সফলতা বা কিছু আয় এসে থাকে। আপনি হয়তো সেটাই বলতে চাচ্ছেন, তাই না?
ইনভলভমেন্ট লাগে।